চমৎকার! আপনি কিন্তু বেশ ভালো একটা কথা বলেছেন। এইযে, যে, যো এইযে আপনি যেটা বললেন, যে আমি কাজটা ধৈর্য নিয়ে করব এরপর ফলাফল যাই হোক হ্যাঁ? দেখেন, ফলাফল যদি negative ও হয় সেখান থেকেও কিন্তু শিখার আছে। ঠিক আছে? এইযে আমার যে এইযে SSC পরীক্ষার pre test এর ফলাফলটা কিন্তু negative ছিল, হ্যাঁ? সেই negative থেকে কিন্তু আমি কিন্তু দেখলাম যে আমার আশেপাশের আমার যারা বন্ধু যাদের আমি মনে, তাদের যে আমার ব্যাপারে যে একটা একটা যে বিরূপ একটা চিন্তা বা অন্যরকম একটা চিন্তা যে এটা একদম একটা কটূক কটূক্তি করার যে একটা ব্যাপার, হ্যাঁ? আমি কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করলাম এবং সেটা কিন্তু আমাকে আরও কিন্তু শক্তি জোগালো যে না আমি যেভাবেই হোক যে আমি হয়তো প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যে না আমা আমার দ্বারাও সম্ভব, আমিও পারি। আপনি চমৎকার কথা বলেছেন, ভাই। যে আসলে ধৈর্য ছাড়া আসলে জীবনে কিছু নাই। যেকোনো কাজ করতে গেলে হুম, সফলতা বিফলতা ওটার পরে result এর কথা পরে। আগে আমাদের চেষ্টাটুকু আমাদের করতে হবে। তারপর সৃষ্টিকর্তার কাছে আসলে ছেড়ে দিতে হবে। জি।
জি। জি। উ হুম। জি, ভাই। জি, ভাই। জি, ভাই। হ্যাঁ। জি, ভাই। হ্যাঁ। অ্যা উহু। জি। যুক্তি মনোভাব। জি। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। শক্তি যোগালো হ্যাঁ। জি। জি, জি, জি। জি। জি। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ। জি, ভাই। হ্যাঁ, তবে হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে দেখুন, মানে দেখা যাচ্ছে আপনিও যে SSC পরীক্ষায় fail ক অ্যা pre test-এ fail করলেন, অ্যা আপনার আবার কঠিন পরিস্থিতিকে আমি আপনি নিজের মতো সামলালেন, অ্যা আবার উঠে দাঁড়ালেন। তো ভাই, এইটা কিন্তু একটা জীবনে বড় শিক্ষা। কারণ কি? অ্যা জীবনে তো একটা বিপদই চ মানে আসে আবার চলে যায়, তা তো না। অনেক বিপদ আসে, অনেক সমস্যা আসে। এটা যদি আপনার চাকরির ক্ষেত্রও হয়, দেখা যাচ্ছে promotion-এর বিষয় হোক বা চাকরি পাওয়ার বিষয় হোক, আপনি ঠিক ওই আগের নিয়মে যেটা আপনি অ্যা ধৈর্য ধ ধারণ করেছিলেন এবং ধৈর্যর পিছনে কঠিন যে আপনার একটা সময়, যে সময়কে দিতে হবে, হ্যাঁ, এই সময়কে আপনি দিয়েছেন
উহু। জি, জি, জি। হুম, হুম, হুম। <smacks lips> অবশ্যই, অবশ্যই। এ হ্যাঁ, এরকম তো না। অনেক আসতে থাকে। একদম ঠিক। হুম। সেটাই, সেটাই, সেটাই, সেটাই। একদম ঠিক। ঠিক। জি। হ্যাঁ। হ্যাঁ। জি, জি। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই।
তো সেই rules-টা যদি আপনি follow করেন পরবর্তীতে এটাও কিন্তু একটা শিক্ষণীয়, ভাই।
জি। একদম ঠিক। আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি যেটা বললেন, যে এইযে বিপদে যে ধৈর্য ধারণ করা, হ্যাঁ? এইযে, যে ধৈর্য ধারণ করার মন-মানসিকতা এটা রাখা, হ্যাঁ আমার চারপাশের মানুষজন আমাকে খারাপ বলবে একটা সাময়িক সময়ের জন্য, হ্যাঁ? কিন্তু ওই সমস্ত বিষয় আমার যদি উদ্দেশ্য যদি সৎ থাকে, আমার উদ্দেশ্য যদি ঠিক থাকে, আমার মনে হয় কোন কিছু পরোয়া না করে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমার মনে হয় সেই দিকে আসলে পরিশ্রম এবং ধৈর্য ধরণ ধারণ করা উচিত। সেক্ষেত্রে সফলতা হয়তো একটু দেরিতে আসলেও আমার কাছে মনে হয় আসবেই।
তাই না? জি ভাই। জি, জি। উ হু। জি। হ্যাঁ। জি। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। জি, সঠিক। জি ভাই, সঠিক বলেছেন। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু <chuckles> হ্যাঁ, তা তো অবশ্যই পরিশ্রম আর ধৈর্য মানে যদি থাকে, হুম? <smacks lips> সফলতা মানে নিশ্চিত। কিন্তু মানে তার পিছনে থাকতে হবে। তো ভাই আসলে এই যে ধৈর্য নিয়ে কথা বললাম যেটা আসলে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ? তো আপনি অনেক information দিলেন, তথ্য দিলেন। হ্যাঁ, জি।
হু, হু। সেটাই একদম। একদম ঠিক। হুম, হুম। জি। গুরুত্বপূর্ণ, হ্যাঁ। জি, আমিও আপনার কাছ থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম যে আসলে জীবনে কি, কি ভাবে ধৈর্য আসলে ধারণ করা উচিত এবং কখনোই আসলে হতাশ হওয়া উচিত
জি ভাই। জি ভাই। হ্যাঁ। অ্যা জি ভাই। ধন্যবাদ আপনাকে। তো আপনি ভাই ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। জি ভাই, ধন্যবাদ।
জি। জি, আপনিও ভালো থাকবেন ভাই। আপনারও সুস্থতা কামনা করছি অনেক।

দেখা যাচ্ছে আমি আমার আজকে হলো না আমি কালকে ট্রাই করব। কিন্তু অ্যা এমন ক্ষেত্র হয় না, এই যে আমার এই একটা উদাহরণ দেই আপনাকে। আমি কিন্তু মোবাইল নিতে গিয়েছিলাম, হ্যাঁ? তো আমি যে ব্র্যান্ডের মোবাইল এর জন্য অ্যা গিয়েছিলাম, তো আমাকে বলেছিল যে, "এখানে প্রি-অর্ডার করতে হবে, অনেক কিছু করতে হবে। তুমি এ ১-১,৫০০ জমা দিয়ে যেতে হবে যাতে আমরা বুঝতে পারি যে আসলে অর্ডারটা আ কনফার্ম করে দিব।" তার মানে ঠিক আছে। তো আমি ৳১,০০০ দিয়ে গেছি, ফোন এর টাকা থেকে ১,০০০ দিয়ে আসছি, হ্যাঁ। তো পরবর্তীতে ৭ দিন আমাকে সময় দিল। তো আমি ও সা ১০ দিন পর ফোন দিচ্ছি, "মানে আপনারা তো আমাদের সাথে কোনো যোগাযোগ করলেন না। আপনারা অফিসিয়াল হয়ে আপনারা যদি এখনো এই কাজটা করেন।"
উম জি, জি, জি। এ জি, ভাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। কনফার্ম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। কি হ্যাঁ, কি ব্যাপার? টাকা দিয়ে আসলাম যোগাযোগ কেনো করছেন না, হ্যাঁ? তারপর?
হ্যাঁ। পরে কিন্তু অ্যা পরে কচ্ছে আরও ১০ দিন সময় লাগবে। আমি কচ্ছি, "না। আমাকে বাসা থেকে ফোর্স দিতেছে যে আমাকে ফোন নিতেই হবে।" পরবর্তীতে আমি অ্যা অন্য ফোন নিয়ে আসছি। মানে আমার বিশেষ করে ওই কাজে ধৈর্য ছিল না, হ্যাঁ? আর ধৈর্য না থাকাতে ফোন টা আমার আজকে নিয়েছি, যেটা ফোন নেওয়ার কথা ছিল আমার এক বন্ধু নিয়েছে। আজকে ভাই অনেক দিব্যি চলতেছে আর কি।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জি, জি, জি। উম। হুম। জি। আচ্ছা।
হ্যাঁ, আর আমার ফোনটা মানে এমন অকেজো হয়ে গেছে আর কি, হ্যাঁ? ওর চেয়েও দামি ফোন কিন্তু আসলে হয় না যে আসলে এ কিছু, কিছু জিনিস থাকে যে অল্পতেই অনেক ভালো পাওয়া যায়।
হুম। হুম, হুম। আচ্ছা। হুম। হুম, হুম। জি, জি। জি। একদম ঠিক ভাই, একদম সঠিক কথা বলছেন ভাই। এইযে আপনি যেটা বললেন যে ধৈর্য্যের কথা, হ্যাঁ? এটা কিন্তু খুব বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ? দেখেন আমি আমার ওই যে যেটা বললাম SSC পরীক্ষাতে ওই সময় যদি আমি আসলে আমি মাঝে, মাঝে চিন্তা করি যে আমি যদি আসলে ওই সময় যদি হতাশ হতাম বা আমি যদি চিন্তা করতাম যে আমি তো আসলে টেস্টে ফেল করেছি, আমাকে দিয়ে মনে হয় আসলে সবাই বলছে হবে না। আমিও যদি ভেবে নিতাম যে, "না আমাকে দিয়ে তো হবে না।" হ্যাঁ? তাহলে আমি ওই জায়গায় কিন্তু থেমে যেতাম ভাই বা হেরে যেতাম। আমার, আ পরিণতি হয়তো অন্যরকম হতে পারতো। ঠিক আছে? বাট আমি দেখা গেছে সৃষ্টিকর্তার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে দেখা গেছে যে আমি চিন্তা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমি চেষ্টা করব।
আ সেই জায়গায় আমার ধৈর্যটা কিন্তু কাজ করেনি ভাই, হ্যাঁ? জি। জি, ভাই। হ্যাঁ। উ হুম। জি, জি, আসলেই। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম, হুম। জি, ভাই। হুম, হুম। হ্যাঁ।
তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, হ্যাঁ? এবং আল্লাহ তাআলা আমাকে আ মোটামুটি যত আমি আমার আমা আমি বলবো যে আমার আশার চাইতে বেশি পেয়েছি, হ্যাঁ? হয়তো আমি 'এ প্লাস' পাইনি, আমিতো 'এ প্লাস' পাওয়ার মতো পড়াশোনা করিওনি আসলে। অ্যা কিন্তু আসলে আমি যতটুকু পেয়েছি, আমার কাছে মনে হয় যে আমি ততোটুকু পাওয়ারও যোগ্য না। বাট আল্লাহ তাআলার অশেষ রহমত আল্লাহ আমার আমাকে যতটুকু পরিশ্রম করেছি, তারচেয়ে অনেক, অনেক বেশি প্রতিদান আমাকে দিয়েছেন, হ্যাঁ? তো এইযে যেটা বলছিলাম ভাই, দেখেন সফলতা এমন একটা জিনিস, সেটা হচ্ছে হলো যে মানে আপনি হাঁটছেন, হাঁটছেন, হাঁটছেন। দেখা গেছে যে আর কিছু দূর পরেই আপনার সফলতা কিন্তু আপনি ওইটা আপনিতো তো জানেন না যে আরেকটু পরেই সফল। আপনি করলেন কি কিছুদূর গিয়ে বিরক্ত হয়ে হাটা বন্ধ করে দিলেন, তাহলেই কিন্তু আর কিন্তু কয়েকটা স্টেপ পরেই কিন্তু সফলতা ছিলো, আপনি আর পেলেন না, হ্যাঁ? কিন্তু এইযে, যে আপনি যেটা বললেন যে চমৎকার কথা যে ধৈর্য ধারণ, যে ধৈর্য ধারণ করলে করে আরো কয়েকটা মানে স্টেপ দিলো, দেওয়ার কারনে কিন্তু সে কিন্তু সফলটা পেয়ে গেলো। হ্যাঁ? তো এইটাই আপনি চমৎকার বলেছেন ভাই। তা আপনি যদি আরো কিছু বলতেন ভাই।
জি। হ্যাঁ। ইনশাল্লাহ, অবশ্যই। জি। হ্যাঁ। হুম, হুম। <chuckles> আসলে। হ্যাঁ। জি, জি, জি। জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো জি। জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। উ হুম। জি। উম হুম। জি, ভাই। হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ।